আসলে, আসলে চমৎকার একটি কথা বললেন আপনি এবং এই যে, গান শুনে আসলে মানুষের যে, অ মনের অবস্থা পরিবর্তন হয় এটি কিন্তু চমৎকার একটি বাস্তব উদাহরণ দিয়ে ফেলেন এইমাত্রই আপনি এবং আমার এরকমও অনেকবার হয়েছে। উম আপনি যেরকম আ এই যে, রাগের কথা বলছেন এবং আ তার সাথে থাকবেন না বলে ঠিক করেও আবার মেনে নিয়েছেন অ্যা গানটি শোনার পর। আমার এরকম হয়েছিল একবার যে, আমি উম অ্যা মেনে নিবো না কোনভাবেই। মানে মনের মধ্যে এটাই রাখছি যে, বারবার তো আসলে move on করব বলে move on করতে পারি না। এবার আমাকে করতেই হবে। তো <scoffs> আমি আসলে সেক্ষেত্রে যখনই উম মনে হয় যে, আর পাচ্ছি না এবার হয়তো তার কাছে আবার ফিরে যেতে হবে আমাকে। তখন আমি অ্যা অর্থহীন এর অসমাপ্ত sorry 'চাইতেই পারো টু' এই গানটি শোনা শুরু করি এবং সেখান থেকে আমি গান শুনি inspired হয়ে আমি আবারও মনকে শক্ত ক করে ফেলি এবং আমি move on করে ফেলি। গানটি লাইন ছিল এমন। অ্যা কিছু তেলে যেই লাইনটা আরকি সবথেকে বেশি inspiring সেটা ছিল যে, ‘’অ্যা কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি, যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।‘’ তো তাকে আর কিছুই দেইনি। না দিয়ে মোটামুটি move on করে ফেলেছি। নাহ। <chuckles> আমি আর ফিরে যাইনি।
জি। জি। জি। হুম। জি। জি। হুম, হুম, জি। জি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। বাহ! হুম, হুম। আন জি। বাহ! খুবই সুন্দর। আপনি সত্যিই আর ফিরে যাননি? মানে একটা গান মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পারে। <chuckles>
আসলেই ভীষণ ভাবে প্রভাব ফেলবে। তো এই যে, এটিও আমার একটি প্রিয় আ গান বলতে পারেন এবং এটির বেশ অনেক পরিস্থিতিতেই আমি শুনি এবং আ যখনই শুনি তখনই দেখা যায় যে, ওই situation টা আমার চোখের সামনে চলে আসছে। তো আপনার কি এরকম কোন গান শুনলে আরকি চোখের সামনে কোন situation ভেসে উঠে?
আন জি। আন জি। হুম। আচ্ছা।

Hello!
Hello! শুভ সন্ধ্যা।
<chuckles> শুভ সন্ধ্যা কেমন আছেন?
জি, আমি তো ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও বেশ ভালো আছি এবং উম আ বেশ সুন্দর একটি আবহাওয়া মনে হচ্ছে। এখন বেশ ঠান্ডা বাতাস বইছে। বৃষ্টি, বৃষ্টি একটা আবহাওয়া। ভালো লাগছে এবং এই সময় আমার না বিভিন্ন ধরনের গান শুনতে আসলে ভাল লাগে। <chuckles> জি, জি।
হুম, হুম। জি, জি, একদম। হুম। তাই তো, তাই তো এখনই আসলে আমার আবহাওয়া দেখেই আমার মনে পড়ছে আ রবীন্দ্রসঙ্গীতের ঐ গানটি 'আজই ঝড় ঝড় মুখর বাদলের দিনে।'
মুখর বাদর দিনে exactly আ খুব চমৎকার একটি গান এবং এমন একটি অসাধারণ প্রতিভা সম্পন্ন মানুষ। সকল situation এর জন্য আসলে গান তিনি লিখে গেছেন এবং আপনি দেখবেন
জি। আন জি। হুম।
প্রেম হোক, দুঃখ হোক, জরা হোক, আবহাওয়া হোক, অসুস্থতা হোক সব কিছুর ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে। অসাধারণ প্রতিভার একজন <scoffs> মানুষ এবং ধরুন যে, কেউ একজন জ্বরে বিছানা থেকে উঠতে পারছে না তার জন্যও কিন্তু গান আছে। তা। আসলেই মানে আমি বলছি এই সে গানের লাইন আছে।
জি। হুম। জি, একদমই। হুম। আচ্ছা সত্যি নাকি? আচ্ছা কোন মানে এই ধরনের গান কি সত্যিই আছে?
এরকম আমি বা ধরে নিচ্ছি যেমন ধরুন 'আমারে দেহখানি তুলে ধরো, তোমারও দেবালয়ের প্রদীপ।' তো এটি একটি সেরকম একটি গান কিন্তু হতে পারে। সব situation এর জন্যে তিনি গান লিখে রেখেছেন অসাধারণ প্রতিভা। তো এই যে, গানের কথা হচ্ছে গান আমরা অনেক গান শুনি এবং biggest example আ রবীন্দ্রনাথ ঠাকুরের বাইরে আরও আসলে হয়তো হতেই পারে না। তো আপনার উম প্রিয় গান আ কোনটি আসলে বর্তমানে একটি তো প্রিয় গান আসলে হয় না। তো আ আপাতত কোনটি?
আচ্ছা। <chuckles> আচ্ছা। হুম। উম জি। হুম। হুম।